দেখুন, আসলে একটা পাড়া বা মহল্লায় বিভিন্ন ক্যাটেগরি, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধনী, গরিবের সংমিশ্রণ থাকে। এটা চ্যালেঞ্জিং ও বটে যে, এ্যা সবাইকে সামাল দেওয়া কঠিন। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করণীয়, ততটুকু করতে পারি। কিন্তু সামগ্রিক বিষয়টা দেখার জন্য তো আমরা এক্কেবারে যথেষ্ট না। যে আমাদের একটা গ্রুপ রয়েছে, আ ইয়ং গ্রুপ রয়েছে। তারা হয়তো একটা জায়গায় আমরা কভার করতে পারি। কিন্তু গোটা সামগ্রিক বিষয়টা জন্য সরকার রয়েছে। সরকারি ব্যবস্থাপনা রয়েছে, সমাজের elite person এরা রয়েছে। তাদেরও নিজ, নিজ জায়গা থেকে তারা দায়িত্ব পালন করে। সুতরাং সব মিলে যখন একটা প্যাকেজ হয়ে যায়, তখন আপনি যেমনটি বলছিলেন যে, ভেঙে পড়া, কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা আতঙ্কিত হওয়া, এই মানুষগুলো কোন না কোনভাবে পাড়া প্রতিবেশীর খোঁজ রাখছে তারা। আমরা খোঁজ রাখছি, এলিটরা খোঁজ রাখছে। সব মিলিয়ে সেটা উতরিয়ে উঠার একটা আ পরিকল্পনা তৈরি হয় এবং সেটা বাস্তবায়ন হয়।
জ্বী? রাইট। জ্বী, জ্বী, জ্বী। একদম। হু, হুম। বাহ। হুম। দারুণ। আ এটা কিন্তু আসলে ঠিক বলেছেন। যখন সবাই মিলে আসলে এই উদ্যোগগুলো নেওয়া হয়, বা সেটা আসলে ছোট, ছোট, করে হোক বা বড় করে হোক, তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে, সমাধান হয়ে যায়। বিশেষ করে, আ যখন আপনারা একজন আরেকজনের পাশে থাকবেন, প্রতিবেশী হিসাবে, বা অন্য যেকোনো একটা ইয়ে হিসাবে বা প্রতিবেশীর আ একটু খবর নিবেন বা এই যে দুঃসময়, তখন কিন্তু খুব সহজে এই সমস্যাটা বা এই যে মানসিক যে চাপের যে একটা মতো আ যে সমস্যাটা, সেটা কিন্তু খুব অ মানে সহজে আসলে চলে আসে। তো এটা কিন্তু আসলে, শহর বা গ্রামের দিকে না। এটা কিন্তু আসলে দেখা যায় সর্বত্রই হয়ে থাকে। যখন আসলে পাড়া প্রতিবেশীরা আসলে খবর নেন, বা তাদের একটু সাহায্যের জন্য এগিয়ে আসেন। তো, আপনাদের ক্ষেত্রে আসলে আপনারা কি, এইভাবে বা মানে, তারা মানে কিভাবে আসলে, আ পাড়া প্রতিবেশীর খবরটা রাখেন বা আপনারা কেউ যদি আসলে সাহায্য করে বা কি সাহায্য চায়, কিন্তু বলতে চায় না। তো সেক্ষেত্রে, আপনি কিভাবে আসলে তাদের সাহায্য করে থাকেন?
জ্বী, জ্বী। নিশ্চয়ই তাই। জ্বী। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, যে জায়গা, যে জায়গাতে, জ্বী। জ্বী। নিশ্চয়ই। হ্যাঁ, সর্বত্রই হয়ে থাকে, হয়তো। জ্বী, জ্বী। জ্বী, জ্বী।